ঠিক এবং এটার সুন্দর একটা উদাহরণ আপনি দিলেন। এবং আমি আসলে নিজের আ চোখে দেখেছি, আমার বন্ধুর সাথে যেহেতু ঘটেছে। এবং আমার মনে হয় কি? যে উম হ্যাঁ আপনি যেটা বললেন, খুবই সুন্দর একটা কথা বললেন এবং যৌক্তিক। আ যে, "প্রত্যেকটা মানুষের আসলে fantasy থাকে, ইচ্ছা থাকে উম বা তার আ স্বপ্ন থাকে যে আমি এই ধরনের একটা জুতা পরবো কিংবা এই ধরনের জামা পরবো" হ্যাঁ, উচিত সেটা রাখা অবশ্যই উচিত। কিন্তু তার আগে আমার মনে হয় যে এটা অন্তত উম শিওর করতে হবে যে, "হ্যাঁ! আমার কাছে যথেষ্ট অর্থও আছে, এমার্জেন্সি যদি প্রয়োজন হয় আমি অসুস্থ হই কিংবা হাসপাতালে উম প্রয়োজন হয় কিংবা আমার উম আশপাশে যারা আছে তারাও যদি আসলে কখনো ক্ষতিগ্রস্ত হয়, আমি যে তাদেরকে" হুম।
জি। জি। হ্যাঁ। জেন জি। জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমি সাহায্য করতে পারবো আরকি। এখন আ আমি আমার উদাহরণটা দিয়ে আব আপনা আপনাকে বুলাই বুঝাই যেমন, আমি যেমন অ্যা এইযে ৩ টা আইটেম কিনলাম এত দামি, দামি, আ <scoffs> ২ জোড়া জুতা, ১ টা সানগ্লাস কিনলাম। তো আমি চাইলে কিন্তু ঐখান থেকেই ১ জোড়া জুতা বা ১ টা সানগ্লাস নিয়ে আস্তে, আস্তে পরবর্তীতে আমার শখটা পূরণ করতে পারতাম হ্যাঁ, হ্যাঁ।
হা জি। হু। এন জি। জি আবার হ্যাঁ আবার আরো পরবর্তীতে আপনি কিনতে পারতেন।
তে পারতেন। বাকি ২ টা জিনিস বা ১ টা জিনিস কিনতে পারতাম। তাহলে কি হইতো আমার সেভিংসে থাকলো তাহলে আমি ওই ঝামেলাটার মধ্যে এট পরতে পারত পড়তে হতো না আমাকে। জ্যা যে যে ঝামেলাটা পড়েছি। তো এটাই হচ্ছে গিয়ে কি আমি জাস্ট আ তুলে ধরতে চেয়েছি যে মানুষের নেয়া উ উপার্জন করার সাথে, সাথে নির্দিষ্ট একটা আ সঞ্চিত অর্থ রাখা প্রয়োজন বিপদ-আপদের জন্য আরকি।
এন জি। জি। হুম। জি। ঠিক এবং আসলে এখানে যে সকল বিষয়ে মানুষ ভুল করে আসলে টাকা খরচ করে, আ সেটা সে আসলে অনেক অ্যা আমি বলবো ভাবুক হয়ে অনেক সময় টাকা খরচ করে ফেলে। আ অনেক সময়ে উম অনেক মানুষ আসলে ভুল বুদ্ধি দেয়, মানুষ টাকা খরচ করে ফেলে। এবং অনেক সময় নিজেই আসলে নিজের আ উম অতিরিক্ত শখ পূরণ করতে গিয়ে আ টাকা খরচ করে ফেলে। তো এ ধরনের কিন্তু অনেক আসলে অনেক উম ধরনের আমাদের ভুলের কারণে কিন্তু আমরা টাকা পয়সা খরচ করে ফেলি এবং যেটা আসলে ঠিক না। এবং এটা আসলে আমাদের হ্যাঁ, শুধরে নেয়া উচি
হ্যাঁ। জি, উম জি। হ্যাঁ। অ হ্যাঁ, ঠিক না এবং অ ভুগতে হয় আরকি। আ ভুগতে হয় এবং এটা আমাদেরকে শুধরে নেওয়া উচিত এবং আমাদের উচিত যে এইটা আমাদের প্রতিটা মাসে একটা নিদি কিছু আ সঞ্চয় থাকুক। সেটা ৳২,০০০ হোক, ৳৫,০০০ হোক বা ৳১০,০০০ হো আর এই পরবর্তীতে আ দেখেন, "ছোট, ছোট বিন্দুকণা আ সমুদ্রের মত কি এটা উম আ মহাদেশে তৈরি করতে পারে" হ্যাঁ, প্রবাদ আছে এরকম।
আন জি। জি, ঠিক। হুম। মানে একটা প্রবাদ হ্যাঁ, একটা প্রবাদ আছে যে হ্যাঁ যে, "ছোট, ছোট করে জমালেই একসময় আসলে আ এক একটা সমুদ্র সমতুল্য আসলে হয়।"
একসময় হয়। তো আমাদের কিছু, কিছু বদভ্যাস হয়তোবা যদি আমরা পরিবর্তন করতে পারি, এটা হয়তোবা আমাদের পরবর্তীতে অনেক বাও বড় একটা কাজে আসে।
আন জি।

হ্যাঁ, অবশ্যই আমাদের একটা ভুল আছে বিশেষ করে আমরা যারা যুবক সমাজ যুব সমাজটা আছি এই ভুলটা প প্রথম দিকে করি। এটা যখন আস্তে, আস্তে যখন আপনার একটা আ বাস্তবতার কোনো কিছু কঠিন বাস্তবতার মুখে শিকার হই তখন আমরা আ এইটা থেকে আস্তে, আস্তে আ শিখতে থাকি। ভুলটা ও ওই অভ্যাসটা গুলো আস্তে, আস্তে আমি আমার মতে যেটা হয় এটা আমরা উতরাই ফেলি। কিভাবে? যেমন একটা ছেলে যদি আপনার suppose যদি ওনার যদি ২৫ থেকে ৳৩০,০০০ একটা monthly income থাকে তো ও উ যদি উনি যদি আপনার মনে করেন যে সেভিংস এর কথা চিন্তা না করে উনি উনি প্রতিটা পয়সা খরচই করে যায় শুধু তাহলে তো আর হবে না এবং suppose যদি সে যদি মনে করেন যে আ খাদ্য অভ্যাসের খাদ্য অভ্যাস আছে কিছু, কিছু চলা যাতায়াতের ব্যাপার আছে। সে যদি প্রতিদিন উবারে বা গাড়িতে করে অফিসে যায় বা সে যদি প্রতিদিন খিচুড়ি, বিরিয়ানি বা বিলাসিতা যাপন খাবা খাবার খায়। হুম।
জ্বি। জ্বি। আচ্ছা। হুম। জ্বি। জ্বি। জ্বি। জাস্ট খরচই করে যায় শুধুমাত্র। হ্যাঁ। জ্বি। জ্বি। মানে এখানে ধরুন সে চাইলেই তো আসলে আ বাসে যেয়ে কিছু টাকা বাঁচাতে পারে, সেখানে সে উবার ব্যবহার করছে কিংবা সে চাইলেই আসলে এই যে প্রতিদিন বিরিয়ানি বা বাইরের খাবার না খেয়ে সে বাসায় বানানো খাবার খেতে পারছে তাই তো এটাই তো আসলে বলতে চাচ্ছেন?
হ্যাঁ। জ্বি। হ্যাঁ। ঠিকই তো বলেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এটাই বুঝাতে চাচ্ছি আপু। এবং একটা আমি যদি বলি আবার উ এই খরচটা কমানো সম্ভব যদি আমি আমার ইনকাম টা কত সেটা জেনে আমার প্রতি মাসের necessity যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, ওই প্রয়োজন জিনিসের একটা তালিকা করি, খরচটা করি, বের করি তাহলে আমার হচ্ছে এই সমস্যাটা তখন আর থাকবে না। এই অভ্যাসটা আমার মতে যে অনেকটা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে।
জ্বি। জ্বি। জ্বি। জ্বি, খুব সুন্দর একটা কথা বলেছেন। হ্যাঁ, এ এখানে আমি একটা জিনিস যুক্ত করতে চাই, যে দেখুন মানুষের আসলে চাহিদার কিন্তু শেষ নেই। আ যে বিল গেটস তারও কিন্তু চাহিদা আ বাড়ছেই বরং কমছে না। যে তার যে চাহিদা নেই তা না। আমি যদি মার্ক জুকারবার্গ এর কথা বলি, সে কিন্তু প্রতিনিয়ত নতুন, নতুন আয়ের ব্যবস্থা করছে। তার মানে ওখান থেকে কিন্তু আমরা খুব সুন্দর একটা শিক্ষা পাই যে হুম ইনকাম এর কোনো আসলে বিকল্প নেই এবং মানুষের চাহিদারও বিকল্প নেই এবং আমরা আসলে যতটুকু হ্যাঁ, যতটুকু আমরা আসলে পাচ্ছি, বেতন পাচ্ছি কিংবা আমার আয়ের আয় হচ্ছে সেখান থেকেই আসলে আমাদের আ একটা সঞ্চয় করতে হবে। এবং আ আমরা যখন আসলে খরচ করবো কোনো টাকা ব্যয় করার ক্ষেত্রে আমাদের কিছু, কিছু বিষয় আসলে অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আমি এখন খরচ করে ফেলছি পরে যাতে করে এটা আবার ভুল মনে না হয়।
জ্বি। শেষ নেই, হ্যাঁ। হুম, হ্যাঁ। জ্বি। জ্বি। বিকল্প নেই। জ্বি। জ্বি। জ্বি। জ্বি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আর আপু আপনার কথা যেটা বলতে চাচ্ছেন যে যার উপার্জনটা যত বেশি তার চাহিদাও তত বড়। এটাই হচ্ছে, এটা এটাই হচ্ছে আপনার মূল থিম আরকি। যেটা বুঝতে বুঝাতে চাচ্ছেন এটা অবশ্যই সত্যি কথা, হ্যাঁ।
জ্বি। জ্বি, ঠিক। জ্বি এবং আ দেখেন আপনার জীবনেও কিন্তু আসলে আপনি মিল খুঁজে পাবেন। আমি আমরা যখন ছোট ছিলাম তখন আমাকে ৳২ দেয়া হতো এবং সেখান থেকে আমি ৳১ আইসক্রিম কিনে খেতাম, এক টাকা দিয়ে আচার খেতাম <laughs> কিংবা জমিয়ে রাখতাম, পরবর্তিতে কিছু খাবো। এগুলাই কিন্তু আসলে আমরা করতাম। এখন আসলে যদি আপনি কর্মক্ষেত্রে থেকে থাকেন, এখন তো আপনি হাজার, হাজার টাকা ইনকাম করছেন। সেই টাকা দিয়েও কি আসলে আপনার হচ্ছে?
আরেক টাকা রেখে খ খেতাম হ্যাঁ। খাবো। জ্বি।